রাইট, বাট আপনি যেটা বলেছেন, যে সবার সাথে যে প্রত্যেকদিন একটা দেখা হওয়ার বিষয়, খেলাধুলার মাধ্যমে। এতে দেখা যায় যে, মানে গ্রামের অন্য কোন মানুষ যদি থাকে, দেখা গেল কাদর কারোর যদি হেল্প লাগে, দেখা যায় খেলার শেষে বন্ধুরা মিলে সেই লোকের বাড়িতে গিয়ে, বা কোন এলাকার কোনো উন্নয়নমূলক যদি কোনো কাজে, দেখা যাবে যে স্বেচ্ছাসেবী দরকার, আমার মনে হয় সেই কাজটাও আমরা করে ফেলতে পারি খুব সহজে, তাই না?
এ হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মে হ্যাঁ, এটাও হ্যাঁ, এটা খুব সহজে করা যায়।
হ্যাঁ, সবাই যে অ্যাকচুয়ালি একসাথে হওয়াটা
কারণ, হ্যাঁ, হ্যাঁ, কারণ আ হ্যাঁ, কারণ আপনি যখন কোন হ্যাঁ, আপনি যখন কোন খেলাধুলার সাথে সম্পৃক্ত হবেন, ঠিক আছে? তখন কিন্তু আপনি একটা টিমের সাথেই আ থাকবেন। ঠিক আছে? আর তখন হ্যাঁ, তখন আপনি যেকোনো কাজ করতে গেলে আপনার পুরো টিমটাই পাবেন।
তাই না? হুম, হুম। রাইট। একদম, একদম। হ্যাঁ, ডেফিনিটলি আমার কাছেও এ এই এই এটাই মনে হয়, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। বাট আজকে আপনি দেখবেন এখন মানুষ যে পরিমাণে টেকনোলজির মধ্যে আটকিয়ে গিয়েছে, সবাই কিন্তু আসলে খেলাধুলার সুযোগ পায় না, মানে টাইম খুব কম পাই বললেই চলে।
এ হ্যাঁ। হ্যাঁ। এ হ্যাঁ, প আ হ্যাঁ, পায় না বলতে হ্যাঁ, পায় কিন্তু তারা আরকি এটারে আরকি আ প এ হ্যাঁ, এ হ্যাঁ, তার আসলে হ্যাঁ, আ বর্তমান ইয়াং জেনারেশন এগুলো পছন্দ করে না, খেলাধুলা পছন্দ করে না। তারা চায় যে অনলাইনে আ গেম খেলবে, আ YouTube দেখবে, Facebook চালাবে তারা এটাকে আরকি
হুম। না, খেলাধুলা করে একটু Facebook এ রিল দেখলাম, অন্য টাইপের হয়ে গেছে না? হুম। হ্যাঁ। হ্যাঁ।
বেশি প্রাধান্য দিচ্ছে বর্তমানে।

হ্যাঁ, এজন্য আসলে খেলাধুলাটা খুব মজার একটা বিষয়। যাতে at the same time আপনার মজাও করা হলো আবার exercise ও হয়ে গেল। না?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এজন্য আর কি সবাই হ্যাঁ, হ্যাঁ। এজন্য আরকি সবাই মনে করেন যে boringness টা কাটানোর জন্যই কেউ Football খেলে।
হুম। হ্যাঁ।
কেউ Cricket খেলে, কেউ Badminton খেলে। ঠিক আছে? কেউ আবার অ্যা Cycle চালায়।
হুম। <smacks lips> আবার অনেক সময় কিন্তু দেখা যায় যেমন আমি যদি একটু বলি, আপনার আ আপনি যদি business করেন আপনার তো অনেক tension হয়। আমার মনে হয় আপনি যখন Cricket খেলেন তখন কিন্তু আপনি business এর কথা ভুলে যান। তখন কিন্তু আপনার মনে থাকে না, ও আমি তো ওই লোকের কাছে ৳২০,০০০ পাই। ও তো এখনো দিল না। তাই না? <chuckles> হ্যাঁ, আম আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা ঠিক বলেছেন। <chuckles> আসলে হ্যাঁ, যখন হ্যাঁ, হ্যাঁ। যখন মনে করেন যে শুধু Cricket না। আপনি যেকোনো খেলা যখন আপনি attend করবেন, ঠিক আছে? তখন পারিপার্শ্বিক সবকিছুই ভুলে যাবেন। ঠিক আছে? আপনার পুরো mind টা থাকবে খেলার উপরে। ঠিক আছে?
জি। রাইট। একদম। হুম। আমার কাছে মনে হয় ভাই মানে জিনিসটা একটু মজার। আবার বলতেও চাই আমি। মানে আমরা যেরকম খেলাধুলা করে আমি যেরকম personally Badminton খেলে খুব মজা পাই। আমার মনে হয় জিনিসটা যেমন মজার; মাঝে, মাঝে কিন্তু একটু stress এর ব্যাপারও হয়ে যায়। হ্যাঁ, যখন আমরা বেশিক্ষণ সময় খেলি, বাসা থেকে কিন্তু ফোন দেয়। দিয়ে বলে, "কিরে তুই এখনো বাসায় আসলি না? সন্ধ্যা হয়ে গেল।" তাই না? আমার কাছে মনে হয় এটা একটা মানসিক tension এর ব্যাপার। <chuckles>
জ্বী, বলেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> আ আ ওইটাই। আ হ্যাঁ, যখন খেলা হ্যাঁ, যখন খেলাধুলা attend করা হয় ঠিক আছে? তখন দেখবে আপনার চোখের পলকেই অ্যা সময়টা চলে যায়।
জি। time চলে যাচ্ছে। একদম, একদম। হ্যাঁ। আর তখন মনে করেন বাসা থেকে মনে করেন parents রা তো ফোন দেয়। <chuckles> আর student যারা থাকে তাদের তো পড়াশোনার জন্য। যেমন আমার ছোটবেলায় যখন আমি খেলতে যেতাম। এখন তো যদিও কল দেয় না এমনিই বললাম। কিন্তু আমি যখন ছোটবেলায় ছিলাম, school এ পড়তাম। তখন কিন্তু আমাকে এরকম বারবার আমাকে বাবা যেত, মা খুঁজতে যেত। যে, ‘’কিরে এখনো আসলি না বাসায়? সন্ধ্যা হয়ে গেল, বই পড়তে হবে না?‘’
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। না এটা তো স্বাভাবিক। আপনি যখন বাসার বাইরে অ অনেক সময় থাকবেন আপনার guardian তো অবশ্যই আপনাকে খুঁজবে।
হ্যাঁ। Exactly।

হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় এরকম যদি আমি একটা বড় মজার কাহিনী বলতে চাই, আ মানে খুব ভালো লাগার একটা ব্যাপার। আমার মনে হয় সবারই ভালো লাগে এটা। যদি সকালবেলা ঘুম থেকে উঠে at least যদি আপনি দেখেন পার্কের ভেতর দিয়ে আপনি যদি দৌড়ান। মনে করেন না দৌড়ালেও আপনি যদি পার্কের ভেতর দিয়ে সকাল বেলা ভোরের শিশির ভেজা ঘাসের উপরে ৩০ মিনিট হাঁটেন। কেমন একটা মজার feelings আসবে আপনি চিন্তা করে দেখেন তো! হুম! তারপরে আপনি এই যে natural পরিবেশে মনে করেন যে একটা সুন্দর বাতাস নিঃশ্বাস নিচ্ছেন, fresh oxygen আপনার brain এর মধ্যে intake করছে। আপনি যখন exercise করে চলে আসবেন, আপনার সারাদিনের যে কাজকর্ম এটা কিভাবে যে smoothly যাবে এটা কিন্তু মানে ভাবাই উ উ অনেক কঠিন একটা বিষয়। তাই না?
হ্যাঁ। হ্যাঁ বলেন। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, এটা আসবে। এটা feelings আসবেই। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ আ জ্বি আসলে এটাই।
হুম! আসলে আমরা যদি চিন্তা করি, যে অ্যা আরো কিছু কিন্তু way আছে। যেমন আমার কাছে মনে হয় আপনি যোগ ব্যায়াম করতে পারেন, বা meditation করতে পারেন। আমি জানি না যে অনেক মানুষকে এটা। তাই না?
তো হ্যাঁ। যেমন? অ্যা হ্যাঁ। এটা করা যায়। হ্যাঁ, হ্যাঁ। এটা, এটা করা যায়।
Meditation করলে কিন্তু অনেক সময় ই মনে করেন মন ভালো থাকে, ওই নিঃশ্বাস নিতে সহযোগিতা হয়। আবার আ আ আমি যেমন
হ্যাঁ। হ্যাঁ, আবার
আপনার হচ্ছে Badminton খেলা পছন্দ করি। আপনার কি এরকম কোনো পছন্দ হয়? ব্য Badminton খেলতে আপনার ইচ্ছা হয় বা খে খেলেন কিনা?
হ্যাঁ, হ্যাঁ। না আসলে Badminton এর প্রতি আমার এতটা interest নাই। ঠিক আছে? আমি সময় পেলে আরকি Cricket খেলি। হ্যাঁ, Cricket খেলি। আবার মনে করেন যে, এই cycling করি। ঠিক আছে? তো আমি মনে করি খেলাধুলা শুধু আপনার হচ্ছে মানসিক শান্তি দেয় না। ঠিক আছে? এটা আপনার মনে করেন যে আ depression দূর করে। আপনার হ্যাঁ, আপনার mood ভালো রাখে।
আচ্ছা, আচ্ছা। শুধু Cricket না? <chuckles> বাহ! হুম, হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই।